আমারও আপনার কথা, আমি আপনার মতামতের সাথে একমত যে, বিশ্বাস এমন একটা জিনিস এটা সহজে গড়ে ওঠে না। আর একবার যদি গড়ে ওঠে সেটা ভেঙে ফেললে ওই জায়গাটা আর আগের মত হয় না। তারপর আমাদের সব বা ব বা বন্ধু-বান্ধব একরকম না। যাদেরকে আমরা অনেক ঘনিষ্ঠ করি, তারাই কিন্তু যদি ওই বিশ্বাসের জায়গাটা ভেঙে ফেলে তাহলে বন্ধুত্ব গড়ে তুলতে আমাদের পরবর্তীতে কষ্ট হয়। তো আমাদের মনে হয় বিশ্বাসের জায়গাটা গড়ে তুলতে হলে, আমাদের বিভিন্ন জিনিস খেয়াল রাখতে হবে যে, আম উম আমরা ২ জন ২ জনের সাথে সব ধরনের কথা শেয়ার
জি। একদম। একদম। একদম। হ্যাঁ। অবশ্যই। আচ্ছা। হ্যাঁ।
ও কাছে শেয়ার হলে য আম আরেকজন আমার ফ যেই friend আমার সাথে share করেছে, ওই কথা যদি আমি অন্য মানুষের সাথে share করি, ওইটা যদি আমার friend কষ্ট পায় তাহলে ওই কাজগুলা করবো না। অন্য মানুষদের সাথে share করবো না। Then আমরা পিনিক মেরে কথা বলবো না, Topic গুলা নিয়ে উ উ ঘাটাঘাটি করবো না। ওকে আমি বুঝাবো, ও যেভাবে বলে সেভাবে আমি বোঝানের চেষ্টা করবো। জিনিসগুলা এভাবেই আমাদের বন্ধন আরও গভীর করে তুলা যায় আমি মনে করি। <clicks tongue> বন্ধুত্বর ভিতরে হিংসা থাকা যাবে না। তো আপনার কি মনে হয়?
ছি, জি। জি। একদম, একদম। জি। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আসলে খুব সুন্দর কিন্তু বললেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, আসলে তাই তো। হিংসার যে <clicks tongue> ব্যাপারটা বললেন এবং বাকি যে কথাগুলি বললেন সম্পূর্ণ একমত আমি আপনার সাথে। এবং অ্যা এরকমই তো হওয়া দরকার। বন্ধুত্বের ভিতরে সবাই সবার গোপনীয়তাটা রক্ষা করবে। আ একটা mutual understanding থাকবে, একটা mutual respect থাকবে। সেই জায়গা থেকেই তো আসলে আমাদের বন্ধুত্বগুলি সুন্দর হবে। আ আসলে আমি যদি আমার জীবনের একটা ঘটনা আপনার সাথে share করি। আ "ছোটবেলায় আমার অনেক বন্ধুই ছিল" এবং আ তার ভিতরে একটা বন্ধু ছিল যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আ তবে আসলে একটা third person এর কারণে দেখা গেছে, আসলে third person বললেও ভুল হবে। তার সাথে তার ভালো সম্পর্ক ছিল। তো যার ফলে দেখা গেছে যে, আমাদের ভিতরে বিভিন্ন কারণে আস্তে, আস্তে, একটা দূরত্ব তৈরি হতে থাকে। এবং আ সেই দূরত্ব থেকে দেখা গেছে যে মাঝখানে প্রায় আ ২-৩ বছর আমরা আ কথা বলিনি। আ আসলে কেন কথা বলতাম না, কারণ কি সেটাও আমরা জানতাম না। ওই যে আ আপনি যে কথাটা বললেন যে হিংসা থেকে, সে হয়তো আমাকে হিংসা করতো, আ এই কারণটাই আ আমি ধরে নিয়েছি। তো তারপরে আসলে যখন ২,৩ বছর প পর কথা হলো তখনও কিন্তু আর সম্পর্ক আগের মতো হলো না। কারণ হচ্ছে ওই যে আমরা ১ম এ যে কথাগুলি বললাম, একবার বিশ্বাস ভেঙে গেলে কিন্তু পরবর্তীতে ওই বিশ্বাসটা ফিরে পাওয়া বা সম্পর্কটা আগের মতো করা কখনোই সম্ভব হয় না। তো আপনার অ্যা জীবনে ঘটে যাওয়া যদি কোন ১ টা ঘটনা share করতেন?
হুম, হুম। হুম। আচ্ছা। তারপরে? হুম। হুম। আচ্ছা। জি। আচ্ছা। হুম। অবশ্যই। একদম।

আমারও মনে হয় যে গোপনীয়তা অনেক matter করে। নিজেদের মধ্যে গোপনীয়তাটা বজায় রাখা অনেক দ জরুরি। নিজেদের ভিতরে কথাগুলা উ অন্য কাউকে না বলাই ভালো। কারণ এইসব কথা বলেই আমাদের বিশ্বাসটা নষ্ট হয়, বন্ধুত্বটা নষ্ট হয়। আর আপনি যেটা আরেকটা কথা বলেছেন যে ২ জনেরই টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবশ্যই ২ জনেরই টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। একজনের side থেকে অনেক বেশি effort দিয়ে ফেললে অন্য side থেকে zero percent থাকলে আমাদের ওই বন্ধুত্বটা টিকিয়ে রাখা কঠিন হবে। তো বন্ধুত্ব আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ওইটা টিকিয়ে রাখাই যদি আমরা ওইটার টিকে রাখার জন্য যদি আমরা চেষ্টা না করি, effort না দেই, ২ জন সমানভাবে আম এই জিনিসটা নিয়ে ব আলোচনা না করি, চেষ্টা না করি তাহলে আমাদের কোনোদিনও এই বন্ধুত্ব টিকে রাখা সম্ভব না। বন্ধুত্ব এমন একটা জিনিস গোপনীয়তাটা রক্ষা করা আবশ্যক। উ আর এই বন্ধুত্ব ছাড়া আমাদের জীবনটা চিন্তাও করা যায় না। আমরা কার সাথে কথা বলব, কিভাবে চলব? জীবনে একটা ভালো বন্ধু থাকা হাজারটা ভালো বইয়ের থেকেও better। তো আমি মনে করি একটা ভালো বন্ধু অনেক গুরুত্বপূর্ণ জীবনে। ভালো বন্ধু ছাড়া life টা চিন্তাও করা যায় না।
জি, জি। হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। হ্যাঁ। জি। একদম। জি। হ্যাঁ। একদম, একদম। <clears throat> জি, জি অবশ্যই। হ্যাঁ। ই জি, জি অবশ্যই। খুব সুন্দর কিন্তু আপনি বললেন। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এবং আ আমি যদি একটু বলি, মাঝে সব সময় যে আমাদের ভিতরে বিশ্বাস নেই, সমস্যা হয় এরকমটা নয়। মাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের বন্ধুত্বে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেরকম ধরেন মাঝেমধ্যে যেটা হয়ে থাকে, যেটা খুবই common সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। এবং আমার মনে হয় যখন কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে তখন যত দ্রুত সম্ভব সেটা clear করে ফেলতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আ ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার আরেকটা জিনিস যেটা হয় কি যে আমাদেরকে হয়তো 3rd person কেউ এসে কিছু একটা বলে, আমরা সেটা বিশ্বাস করে নিই এবং সেটা বিশ্বাস করে সম্পর্ক নষ্ট করে দেই। তো সেক্ষেত্রে আমাদেরকে এরকম করতে হবে যখন এরকম কোনো information আমাদের কাছে আসবে তখন চেষ্টা করতে হবে সেটাকে verify করা, বন্ধুর সাথে সরাসরি কথা বলা। তাহলে আমার মনে হয় যে আমাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখা আরও বেশি সহজ এবং সুন্দর হবে। তাই না?
হুম। জি। অবশ্যই। clear করে ফেলা উচিত। জি। অবশ্যই। একদম না।